হ্যালো!
হ্যালো! কি খবর? কেমন আছেন? আমি খুবই ভালো আছি। কি করছিলেন? কি নিয়ে ভাবছিলেন?
জ্বি, ভালো। আপনি কেমন আছেন? আসলে বসেছিলাম। আ আজকে ছুটির দিন আমার এবং বসে, বসে ভাবছিলাম উম আনন্দঘন কিছু মুহূর্ত।
আচ্ছা। জি, জি। আমিও আজকের দিন ছুটি। এজন্যই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। এবং আ যেহেতু ছুটির দিন বাসায় রেস্টে আছি। আমিও এই টাইপের কিছু ভাবছিলাম যে, আসলে জীবনে আনন্দদায়ক মুহূর্তগুলো আসলে আমাদের জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলো কোনগুলো ছিল। একটু স্মৃতিচারণ করা আরকি। আপনার কি জীবনে এরকম কোন আনন্দদায়ক মুহূর্ত আছে? যেটা আপনি আমার সাথে শেয়ার করতে চান? কারণ ভালো জিনিস শেয়ার করলে তো সেটার সুখটা আসলে ছ ছড়িয়ে যায়।
জ্বী। হু, হু জ্বী। হ্যাঁ।